আমি সবসময় আরামের দিকটা খেয়াল রাখি। তাই বলে যে, স্টাইল করি না বা একটু আ মানে সাজগোজ করি না কিংবা একেবারেই আ খুবই ম্যাড়মেড়ে হয়ে যাই। এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, কিন্তু তারপরেও আরামটা 1st প্রায়োরিটি থাকে। আর একটা জিনিস অ্যাঁ কিন্তু আমি খুব দেখেছি। ইভেন সোশ্যাল মিডিয়ায়ও দেখা যায় যে, খুব একটা জিনিস কিন্তু ট্রেন্ড এ আছে। এবার অনেকের কিন্তু এরকমও দেখা যায়, যে অ্যাঁ মানে, আমি আমার টার অনেকে দেখা যায়, যে অনেকের টার্গেটই হচ্ছে, একটা স্পেসিফিক পোশাক পড়বে। তাই পুরো ওজন কমিয়ে ফেলছে। এরকমও কিন্তু দেখা যাচ্ছে
হুম, হুম। <chuckles> জী, বুঝতে পেরেছি। একদম। হুম, হুম। জী। হুম, হুম, হুম। একদম।
শুধু পোশাকের জন্য। এবার ওই পোশাকটা পরে আ মানে, মানুষ যখন কনফিডেন্ট হয় না? যদি না হয়। মানুষ যদি একটা পোশাক পরে কনফিডেন্ট না হয়, তখন কিন্তু আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন। যেরকম আ আপনি দেখবেন যে, আ বলিউড এর একটা নায়িকা
হ্যাঁ, হ্যাঁ। একদম। হুম।
যখন, আ একটা পোশাক পরে, আ হ্যাঁ, সেম পোশাক। তাকে মানে, তার দিকে আ মানে দেখে মনে হয় না যে, এটা কি পড়ছে? মানে যে এইযে পড়ে, মনে হয় যে ভালো লাগছে। ভালোই তো লাগছে। এটাতে তো কোনো খারাপ কিছু নাই। সেইম পোশাকই যখন এইযে, অন্য জায়গায় পড়া হয়, হ্যাঁ? সেইখানে কিন্তু সেটা টালিউড হোক, আর হচ্ছে ঢালিউড হোক, হ্যাঁ? টলিউড হোক আর ঢালিউড হোক। ও সেখানে কিন্তু মানে ও চোখটা আটকে যায়। মনে হয় যে, কেমন যেন লাগছে হ্যাঁ, আমার মনে হয় যে, ওইটা পুরোপুরিই আসলে কনফিডেন্স এর কারণেই হয়।
জী। হুম, হুম। জী। খারাপ কিছু নেই। হুম, হুম। হুম, হুম। আটকে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন।